আচ্ছা, সম্প্রতি এই যে অনলাইন কেনাকাটা, তারপর এই যে শপিং গুলোতে আপনি অদ্ভুত কোনো কিছু খেয়াল করেছেন?
হ্যাঁ, যেটা হয়েছে যে আমি হচ্ছে, আমার বোন আর আমি হচ্ছে মাঝেমধ্যে শপিং করি। তো শপিং করতে গিয়ে মাঝেমধ্যে তো NFC টাইপ যে কার্ড গুলো আছে সেগুলো ব্যবহার করে আসলে পেমেন্ট করি। কারণ এটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে গেছে। কিন্তু ১ বার যেটা হইছে যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ৳৫,০০০ পর্যন্ত হচ্ছে আ উইথআউট অ্যানি পিন আপনি হচ্ছে ট্রান্সেকশনটা করতে পারবেন, জাস্ট ঐযে টাচ করলেই হবে। তো যেটা হচ্ছে আমি যখন কার্ডটা টাচ করতে গিয়েছি তখন আমার কার্ডে হচ্ছে একটা ফিচার ছিল, যে কোন আনঅথরাইজড বা কোন কিছু হলে এটা অটোমেটিক্যালি ব্লক করে ফেলবে, বা একটা ফিক্সড টাইম যদি থাকবে না। তখন আমি যাইয়া যখন দেখতেছি, যে আমার কার্ডটা নিচ্ছে না, কার্ডটা ব্লক হয়ে গিয়েছে। তখন আমি এ্যাপে ঢুকলাম যে আমি সাধারণত কাস্টমার কেয়ারে ফোন দিবো। তখন আসলে আমি দেখলাম যে আমার কোন একটা ফ্রড ট্রান্সেকশন হবে বলে আমার হচ্ছে ওই ট্রান্সেকশনটাকে আসলে ক্যানসেল করে দিয়েছে, বা ব্লক করে দিয়েছে কার্ডটি ইন্স্ট্যান্ট। দেন হচ্ছে আমি বিষয়টা নিয়ে একটু খেয়াল হলাম। তারপরে এইটা বেশ আ একটু আ চিন্তারই বিষয় ছিল। তবে আটকিয়ে দিয়েছিল আরকি।
হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হু, হুম। আচ্ছা। ও! আস আসলে চিন বিষয় আ এই যে ফ্রড ট্রান্সেকশন এর কথা বললেন, তো এটা কি আপনি পরে বুঝতে পারছেন যে কিভাবে হলো? বা কেউ কি আসলে চুরি করার কোনো চেষ্টা করেছে কিনা?
হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে অনেক ভিড়ের মধ্যে ছিলাম। তো এই যে ইন রিসেন্ট পূজা চলতেছিল তো ঐ সময় পুরো সেল, পুরো এত মানুষের মাঝখান থেকে কেউ হয়তো এই যে পস মেশিন নিয়ে এসে জাস্ট পকেটের কাছে টাচ করেছে, এরকম কিছু, বাট ওই অত টাইম পর্যন্ত আসলে করতে পারেনি। যার ফলে হচ্ছে ট্রান্সেকশন টা হয়নি। কিন্তু সে যদি টাচ করে রাখতে পারতো, সেক্ষেত্রে কিন্তু আসলে ট্রান্সেকশন টা হয়ে যাইত, তাই না?
আচ্ছা। হু, হু। আসলেই। আসলেই, বুঝতে পারছি। কিন্তু এই যে আপনি বললেন, যে NFC কার্ড তো এটা তো আমরা দেখি যে টাচ করলেই এরকম ট্রান্সেকশন হয়ে যায়। তো আপনি কি এরপরে কোন সেটিংস, বা কোন কিছু করেছেন? যেটা আসলে এই যা পরে যেন আর না হয়, বা এরকম কিছু?
হ্যাঁ, এরপরে হচ্ছে আমি যেটা করলাম, যে ব্যাংকে ফোন করলাম, তো ব্যাংক থেকে যেটা আসলে জানালো আমাকে যে আপনি হচ্ছে আপনার কার্ডের যে NFC ফিস ফিচার টা আছে আপনি চাইলে অফ রাখতে পারবেন, অ্যাপের মাঝখানে গিয়ে আপনি অফ করে রাখলেন, আপনি যখন পেমেন্ট করবেন, যে অ্যাপে লগ ইন করবেন। লগইন করে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ফা ফা 5 মিনিটস এর জন্য আপনি অন করতে পারবেন। এবং অন করার পরে হচ্ছে আপনি ট্রান্সেকশন টা করলেন তারপর আবার অটোমেটিক্যালি ৫ মিনিট পর অফ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে ব্যাংকের যেই অ্যাপ টা আছে কারণ ওইটা দিয়ে আসলে ট্রান্সেকশন করা যায়। তো ওই অ্যাপটাকে আপডেট রাখতে বললো। পাশাপাশি বললো, যে আপনি সবসময় আসলে নিজের ডেটা টা ইউস করবেন, ফোনের যে ডেটা মানুষের যে পাবলিক Wi-Fi বা দোকানের যে Wi-Fi ওগুলা দিয়ে আসলে কখনো বিশেষ করে কোনো লেনদেনের বিষয়, বা যেকোনো আমাদের যে সোশ্যাল মিডিয়া ওগুলাতে লগইন করতে না বলল। পাশাপাশি হচ্ছে ওই যে লগইন করার সময় আপনার বায়োমেট্রিক টা ব্যবহার করতে হবে। প্রত্যেকবার পাসওয়ার্ড ব্যবহার না করতে। আর হচ্ছে যখন হচ্ছে টা যেকোনো ট্রান্সেকশন করবো মানে অনলাইন এর ক্ষেত্রে প্রত্যেকবারই হচ্ছে 2FA এর যে সিস্টেম টা সেটা অন রাখতে বললো। তো এগুলা যখন আসলে ট্রাই করা শুরু করলাম, আমার কাছে অনেক বেশি সিকিউরড মনে হইলো অ্যান্ড কেউ আসলে খুব একটা আমার ভুল যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আ মনে হয় না যে তথ্যগুলা আর কেউ পেয়ে যাবে, বা আমার আসলে টাকাগুলো সেফ থাকবে আরকি।
আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা। হু। বু বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, তো এই যে আপনি তো আসলে অনেকগুলা ট্রিক্সের কথা বললেন, বা এই যে এই টেকনিক গুলা যেমন 2FA এর কথা বললেন, এটা একটু বুঝায় বলেন তো? 2FA আমার মনে হয় যে এটা আমরা অনেকেই জানি না।
আচ্ছা। হ্যাঁ, 2FA যেটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে Two-factor authentication মানে হচ্ছে আপনি যখন আপনার পাসওয়ার্ড, বা নরমাল ১ম বার লগইন এর ক্ষেত্রে, যেই তথ্যগুলা দেন শেয়ার করার পরে আপনাকে একটি আ কোড অথবা শেয়ার করতে হবে। দি ২য় মাত্রার বা ২য় স্তরের একটা ভেরিফিকেশন কোড আসবে, যেটা হচ্ছে আপনার মুঠোফোনের যে SMS এ আসতে পারে কিংবা হচ্ছে আপনি চাইলে কিন্তু এইযে আ টু এ এম অনেক অ্যাপ রয়েছে যারা হচ্ছে এরকম সার্ভিস গুলা প্রোভাইড করে যেখান থেকে একটা নির্দিষ্ট ডাইনামিক কোড মানে প্রত্যেকবার কোডটা আসলে চেঞ্জ হয়ে যায়। তখন যেটা হয় যে আপনার কেউ যদি পাসওয়ার্ডটা জেনেও যায় সেক্ষেত্রে সে কিন্তু আপনার আ অ্যাকাউন্ট গুলোতে লগ ইন করতে পারবে না, ওই কোড টাকে ছাড়া এবং কোডটা কিন্তু প্রত্যেকবারের জন্য নতুন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করা, কিংবা হচ্ছে আপনার যেকোনো তথ্য নেওয়া কিন্তু তখন অনেক বেশি টাফ হয়ে যায়।
আচ্ছা। আচ্ছা। হুম। হু, হুম। আসলে, আসলেই। তবে আরেকটা কথা যেটা বললেন, যে Wi-Fi আমরা তো ইদানিং দেখি যে আপনি যেখানেই যান না কেনো হতে পারে, শপিং মল, বা পড়াশোনার ক্ষেত্রে ভার্সিটি গুলোতে দেখেন সেখানে কিন্তু পাবলিক Wi-Fi প্রচুর। তো এই যে পাবলিক Wi-Fi ইউস করার ব্যাপারে সেক্ষেত্রে কি ধরনের সচেতনতা আপনার তারপরে আসলো?
হু, হু। আচ্ছা। পাবলিক Wi-Fi এর যে বিষয়টা হচ্ছে পাবলিক Wi-Fi গুলো কিন্তু কোনোভাবেই সেইফ না। কারণ দেখেন আপনি যখন একটা কানেক্টেড আ Wi-Fi এর নেটওয়ার্ক এর মধ্যে থাকবেন অনেক সময় হ্যাকাররা কিন্তু যেটা করে যে ইচ্ছাকৃত করে একটা পাবলিক Wi-Fi এর নিচে হচ্ছে আরেকটা সেইম SSID দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলে রাখে, বা ওরা যখন হচ্ছে আপনি নেটওয়ার্কটা ব্যবহার করবেন, ওই নেটওয়ার্কে সব ডেটা কিন্তু তারা আসলে মনিটর করতে পারবে। এনকিটি আপনার যে এনক্রিপ্টেড ডেটা গুলো আছে, আপনার ফা পাসওয়ার্ড আপনি আসলে যে ডেটা গুলো এইটার মাধ্যমে আসলে ব্যবহার করতে চাই সেগুলো কিন্তু ক্যাপচার করা যায়। যার ফল থেকে কিন্তু আপনি আসলে হ্যাকের শিকার হতে পারেন। উ এই কারণেই আসলে যে এনক্রিপ্টেড Wi-Fi আসলে ব্যবহার করতে হবে কিংবা যখন আপনি পাবলিক Wi-Fi ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি VPN ইউস করতে পারেন যাতে হচ্ছে আপনার যে ডেটাটা সেটা একটা রাউট হয়ে যায়, কোনো কেউ আসলে মনিটর না করতে পারে। এই বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে।
হুম। আচ্ছা। উ হুম। আচ্ছা, আচ্ছা। বুঝত বুঝতে পেরেছি। এই যে VPN ইউজ এর কথা বললেন, আমরা কিন্তু আসলে অনেকেই জানি না, যে এটা কিন্তু আসলে আমাদের কতটা সুরক্ষা দেয়। তো আপনি আসলে একটু এটা ব্যাখ্যা করে বলেন যে কিভাবে এ VPN আসলে আমাদের সুরক্ষা দিতে পারে? বা আসলেই কেনো দরকার আমাদের?
আচ্ছা, VPN মানে হচ্ছে আপনার Virtual Private Network। এটা কাজ করে হচ্ছে আপনার ডেটাটাকে একটা নির্দিষ্ট server এ পাঠানোর পর ঐখান থেকে ডেটাটা access করে। যার ফলে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো, আপনার যে IP অ্যাড্রেস, আপনার যে লোকেশন, এগুলো কিন্তু যে website টাকে visit করছেন, তারা কিন্তু আবার দেখতে পারতেছে না। আবার আপনার যে ISP আছে, তারাও কিন্তু আসলে আপনার monitor করতে পারছে না আপনি আসলে ডেটাটা কোথায় পাঠাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি বেশ খানিকটা secured হয়ে যান। তবে যেটা বিষয় হচ্ছে যে এ VPN ইউজ করার সময় অবশ্যই আপনাকে একটা সুন্দর ভালো trusted VPN ইউজ করতে হবে। কারণ VPN এর কিন্তু আসলে ঐ ওরা কিন্তু আবার আপনার ডেটাটা দেখতে পারবে। তারা যদি আসে reliable হয়, সেক্ষেত্রে আপনে অনেক বেশি সেফ থাকবেন।
হু, হুম। আচ্ছা। হুম। হুম। হুম, হুম। আসলেই। আসলে আপনি কিন্তু খুব চমৎকারভাবে জিনিসটা বুঝিয়ে বললেন। কারণ দেখেন, আমরা কিন্তু প্রায়ই এইযে অনলাইনে বিভিন্ন রকম scamming এর শিকার হচ্ছি এবং প্রতিনিয়তই আমরা পড়ছি ব্যাপারটা। তো আসলে যদি আমাদের চিন্তা করতে হয় যে আসলে এইরকম red flags গুলো কোথায়, কোথায় আছে? তো আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন যে আসলে কি দেখলে আমাদের সতর্ক থাকা উচিত?
এক্ষেত্রে আপনি যেহেতু আসলে সতর্ক থাকার কথা বললেন, অবশ্যই আসলে আমরা অনেকেই সতর্ক থাকি না, যে জাস্ট এত প্যারা কেনো মাঝে মধ্যে অনেকে কিন্তু এইযে 2FA নিয়ে আসলে চিন্তায় পড়ে যান। তো যেটা ১ম বিষয় অনলাইনে যখন আমরা আসলে শপিং করতে যাবো, সেক্ষেত্রে কিন্তু ১ম এ মনে রাখতে হবে যে ফিশিং অ্যাটাক যে বিষয়টা থাকে, যে আপনাকে এমন একটা URL কিছুটা চেঞ্জ করা হ্যাঁ? আপনি হয়তো খেয়ালও করলেন না কিন্তু সেটার মধ্যে আপনি আপনার যে কার্ড ডিটেইলস তারপর হচ্ছে, আপনার অনেক সময় কিন্তু আপনাকে ওইযে শর্ট URL বা সংক্ষিপ্ত লিঙ্ক পাঠায়, ওগুলাতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এরকম রিডাইরেক্ট করে নিয়ে যায়। এবং এইযে পেমেন্ট সার্কেলেরগুলো যখন আপনি OTP বা পিন দেবেন তখন কিন্তু আসলে তারা ওই ডেটাটাকে কালেক্ট করে ফেলবে। এবং এইটা থেকে আসলে তারা কিন্তু আসলে ট্রান্সেকশন টা করতে পারে। এই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। এছাড়া এগুলা যদি আপনি দেখেন যে একটু হচ্ছে সবসময় পেমেন্ট করার আগে ওয়েবসাইটের আসলে HTTPS সার্টিফিকেট বা SSL সার্টিফিকেট আছে কিনা, নরমাল ভেরিফাই আছে কিনা, তারপরে কোনোভাবে ওই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যে API সেটা দেখে নিতে পারেন। আর কখনোই আসলে কোনভাবে OTP কিংবা আপনার যে পিন আছে সেটা কারো সাথে শেয়ার করবেন না। ব্যাংক, বা এজেন্ট, বা আপনি যেটাই আসলে ব্যবহার করছেন, কখনোই তারা আসলে এসব তথ্য জানতে চাইবে না।
হুম। আচ্ছা। হু, হুম। হুম। আচ্ছা। হু, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম। বুঝতে পেরেছি। আসলে আপনার এই ঘটনা শুনে আমার আরেকটা কথা জানতে খুব ইচ্ছা করছে যে, আপনার পরিবারের কারোর সাথে এ ধরনের কোন কিছু ঘটেছে কিনা?
অ্যা পরিবারের যে এইযে bank details এর বিষয়টা হচ্ছে, সেটা আও আমার বোন হচ্ছে আমি যখন আসলে পড়াশোনা করতাম একটা কলেজে। তখন হচ্ছে আমি হচ্ছে সরকারের যে উপবৃত্তি বা, বৃত্তি ছিল, সেটা মেধাবৃত্তিটা পেতাম। তো সেখানে যখন কাজ করত আ মানে পেয়ে পাইতাম। তো হঠাৎ করে একদিন হচ্ছে আমার বোন যেহেতু সে আমার লোকাল গার্জিয়ান ছিল, তাকে ফোন করলো। তো ফোন করে বলতেছে যে, "আ আপনার যেই পোশ্য আছে যে উনার হচ্ছে" মানে উনি আমার সব details বলতেছে যে, "এই নেম। আপনার হচ্ছে এনার টাকাটা তো দেওয়া যাচ্ছে না। উনার যে bank details সেখানে আসলে প্রবলেম আছে।" তো নরমালি আপনাকে যে ইনফরমেশনগুলো বললাম
হুম। আচ্ছা। হু, হুম। হু, হুম। আচ্ছা। তার মানে ওরা একটা গল্প তৈরি করে আপনার বোনের কাছে চলে গেল।
এক্সাক্টলি, এক্সাক্টলি। এবং আ true story যে ওর সকল ইনফরমেশন আছে, each and everything বলতে পারতেছে। আপনি আসলে বিশ্বাসযোগ্য কথাই, তাই না? তারপরে সে যে আসলে যেটা করলো যে আমার বোনকে বলতেছে যে
হুম, হুম।
"আপনি হচ্ছে ওনার যে bank details আছে সেটা শেয়ার করুন।" এখন আমার বোন হচ্ছে আমার যে encrypted যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, মানে যেটার আসলে public access টা খুবই লিমিটেড। কারণ ওইটার যদি আপনার app access টা নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে ফোন করতে হবে। ব্যাংকে ফোন করে manually তাদেরকে বলতে হবে। নিজের পরিচয়টাকে আগে verify করতে হবে। তারপর হচ্ছে আপনার আ এটাকে আপনি accesss করতে পারবেন। সো ওরা যখন দেখলো যে এটা হচ্ছে না, তখন এক্সাক্টলি, হ্যাঁ। গভমেন্ট ব্যাংক হওয়ার কারণে কিন্তু হচ্ছে ওরা দেন বললো যে, এমন কিছু ব্যাংকের নাম বলতেছিল যে, যেগুলোতে আসলে ইজি আরকি যে ওটিপি, পাসওয়ার্ড দিলে তারা আসলে লগ ইন করে ফেলতে পারবে। তখন আমার বোন বললো যে, "হ্যাঁ, এটা তো আসলে আছে।" তখন বললো যে, "আপনি card details টা শেয়ার করুন, কার্ড নাম্বারটা।" তখন আসলে আমার বোন আসলে বুঝতে পারলো যে কখনোই তো ব্যাংক কখনো কার্ড নাম্বার জানতে চায় না, বা ওটিপি জানতে চায় না, কিংবা পিন তো জানতে চায় না। এইযে বিষয়টা তখন কিন্তু আসলে আমার বোন খেয়াল করলো এবং সাথে, সাথে আসলে বললো যে ফোনটা রেখে দিলে এবং আমাকে ফোন দিল। তখন আসলে আমি বিষয়টা নিয়ে একটু investigate করলাম। তখন আসলে যেটা পেলাম যে, আমার কলেজের যে data server টা ছিল, ওই কলেজের ডেটা গুলো আসলে তারা breach করেছে somehow। হয়তো আমার কলেজের কেউর কাছ থেকে কোনোভাবে বের করেছে। যার ফলে হচ্ছে তাদের কাছে প্রত্যেকটা ইনফরমেশন ছিল আমাদের। এবং তারা হচ্ছে এভাবে fraud করে অনেকের কাছ থেকে কিন্তু যদি বলতে চাই আমার খুব কাছের একটা ফ্রেন্ডের বাবার অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লাখ টাকার মতো আসলে তারা হাতিয়ে নিতে পেরেছিল। তো এইযে বিষয়টা, এটা কিন্তু আসলে
হ্যাঁ। আচ্ছা। মানে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হবে। হুম। আছেন। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। বাহ! এটা তো আসলে তার মানে এদের চক্রটা আসলে খুব শক্তিশালী বা, খুব বড় একটা চক্র। তাহলে এইযে আপনি হ্যাঁ, আসলে বুঝতে পারছি। তবে আপনি যদি আসলে দেখেন আমাদের কিন্তু অনেকেই আমরা দেখি যে, আমাদের পরিবারের অ অনেক সদস্য বা, অনেকেই আছে তারা কিন্তু এই ব্যাপারগুলো জানেন না। তো আপনি যেহেতু আসলে এই ব্যাপারটা experience করেছেন বা, এরকম জ্ঞান আপনার এই ব্যাপারটাতে আছে। তো যদি আপনার এটা কাউকে শেখাতে হয়, বিশেষ করে আমাদের ছোট যারা আছে, তাদের আপনি আসলে কী, কী টিপস দিবেন? যে কী, কী জিনিস আমাদের দেখা উচিত?
হুম, কতটা প্ল্যান করে এসেছিলো। আচ্ছা, এ অনেকে কিন্তু যেটা বললেন যে, "জানে না।" এটা কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বাসারই কাহিনী যে আ শুধুমাত্র Gen Z যারা আছে বলা যায় বা আমাদের আপনার বয়সী যারা আছেন, তারাই আসলে কিছুটা একটা জ্ঞান রাখেন, কিছুটা স সচেতন থাকেন। তো তারা ছাড়া আসলে আমাদের যে বয়োজ্যেষ্ঠ আছেন বা ছোট যারা আছেন, তারা কিন্তু আসলে এটা নিয়ে খুব একটা খেয়াল করেন না এবং তাদের যে খেয়ালের যে বিষয়টা, সেখান থেকে কিন্তু চলে আসে আসলে এইযে security র কথা। কারণ যারা আসলে ট্রাই করে বা যারা আসলে আমরা বলা যায় যে evil person আছে, ওরা কিন্তু আসলে ১ জনকে ট্রাই করে না। ওরা ১০০ জনকে ট্রাই করে। এর মধ্যে তো ১০ জনও আসলে চলে আসবে। তো এইযে ১০ জনের যে বিষয়টা, তাদের কাছেও যদি সতর্ক রাখতে চান, কখনোই আসলে কোন কিছুতে প্রলোভিত হবেন না। ১ম কথা হচ্ছে এটা। কারণ প্রলোভিত যখনই হতে যাবেন, আপনি নিজেকে ask করুন এক্সাক্টলি, এক্সাক্টলি, যে আব আ আপনি পনের ই আপনাকে টাকা দিবে বলতেছে, টাকাটা কেন দিবে? আপনি নিজেকে প্রশ্ন করুন, "ওই টাকাটার earning source টা কি? কেন আপনাকে টাকা দিবে? কেউ কেন শুধু, শুধু আপনাকে টাকা দিবে?" এই জিনিসটা যদি আপনি চি চিন্তা করেন, তখনই আসলে আ বুঝতে পেরে যাবেন যে ঘটনাটা কি? তখনই আসলে আপনার মনে প্রশ্ন আসবে, কেন? আর এরপরে যে বিষয়টা সব সময় উম
হ্যাঁ। আসলেই। হুম, হুম। হুম। হুম, হুম। আচ্ছা। আসলেই, আসলেই। হুম। আমাদের কারোরই এটা উচিত না আসলে, হ্যাঁ। হুম। আসলেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, "এইযে ফাঁদে ফাঁদে পা দেওয়া যাবে না।" তাই তো?
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি যে ফাঁদে পাড়া দেওয়া যাবে না। ফাঁদে পাড়া দেওয়ার আগে আপনি আসলে চিন্তা করতে হবে, যে কেনো আসলে আপনি এখানে যাবেন, আপনি নিজেকে প্রশ্ন করতে হবে। আর সবচেয়ে বড় যে কথাটা ব্যাংক কখনোই ওটিপি, পিন, আপনার ব্যাংক ডিটেইলস জানতে চাইবে না। হ্যাঁ, তারা আপনাকে ভেরিফাই করার জন্য তাদের যেই নাম্বার আছে অফিসিয়াল নাম্বার থেকে ফোন করে ভেরিফাই এর জন্য। যদি কোন সেনসিটিভ কেস ও হয় সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে বলা হইতে পারে। কিন্তু কখনোই ওটিপি বা পিন আপনার আ ফোনে আসা কোন মেসেজ তারা জানতে চাইবে না। কারণ ব্যাংক অবশ্যই যেটা পাঠাচ্ছে, সেটা তো ব্যাংক জানারই কথা। এই জিনিসটা যদি সাধারণভাবে মাথায় রাখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকখানি আসলে নিরাপদ থাকা যায়।
হুম। অবশ্যই। হুম। হ্যাঁ। বুঝতে পেরেছি। তার মানে আপনি বলছেন, যে আমাদের আসলে নিজেদের প্রশ্ন করতে হবে যে, "আসলেই কি এরকম কোনো লোভনীয় ব্যাপার আমরা পাচ্ছি কিনা? এই ফাঁদে আসলে পা দেওয়া যাবে না।" তবে আপনি আরেকটা কথা বললেন, যে এরকম সেনসিটিভ ব্যাপারগুলোতে আমাদের ব্যাংকে যেয়ে আসলে যাওয়া উচিৎ। তো এটা আসলে কতটা যুক্তিযুক্ত? দেখেন এখন তো অনেকেই আবার হয়তো বিভিন্ন কারণে শহরের বাইরে, দেশের বাইরে থাকে। তো আপনার কি মনে হয় তাদের জন্য আসলে এইটা প্রযুক্তির এই যে সুবিধাটা, এটা তখন একটু বাড়তি অসুবিধার কারণ হয়ে যাবে না?
হুম, হুম। আ কিছুটা অসুবিধার আসলে সৃষ্টি করবে, তবে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু আসলে আবার আরেকটি স্পেশাল নাম্বার থাকে, যারা আসলে দেশের বাইরে যারা আছেন, তাদের জন্য স্পেশালি তাদের কেসগুলা আসলে ঐভাবে সিকিউরলি হ্যান্ডেল করা যায়, কিছুটা কেয়ার এর সাথে, এবং প্রত্যেকটা ব্যাংকেরই আসলে এভাবে নিয়ম থাকে। তবে যতকিছুই হোক যদি কোনো কারণে দেখেন, যে আপনার আশেপাশে, বা আমার আশেপাশে কেউ আসলে স্কামিং এর শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আ যে বিষয়টা আসলে খেয়াল রাখতে হবে যে আ ঐ যে লেনদেন যেটা হয়েছে না? সেটার আসলে স্ক্রিনশটটা রাখবেন, তারপরে সাথে, সাথে হচ্ছে আপনার ব্যাংক, বা অ ঐযে আপনার যে ওয়ালেট সার্ভিসটা আছে তাদেরকে আসলে ফোন করবেন, এবং আ ফোন করার পাশাপাশি হচ্ছে আপনি অ নিকটস্ত পুলিশ স্টেশন, বা যে আপনার যে সাইবার নিরাপত্তা, বা সাইবার ক্রাইম যে ইউনিট আছে, তাদেরকে আসলে যদি জানিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা আসলে খুব সুন্দর অ ব্যবস্থা নিতে পারেন যে, যে অ্যাকাউন্ট এ আপনি টাকা পাঠ হুম হুম।
হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। তার মানে সাইবার যে কমিউনিটিটা আছে, বা সাইবার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে ইউনিট আছে, তারা এগুলো হ্যান্ডেল করে?
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করবে, কেনো করবে না? তাদেরই আসলে কাজই এটা, এবং তাদের কাছে যখন আপনি জানাবেন পুরো ঘটনাটা, এবং খুব দ্রুতই জানাবেন কারণ, আপনি যে অ্যাকাউন্ট এ টাকাটা তুলে নিয়ে গিয়েছে, বা যে অ্যাকাউন্ট এ টাকাটা ট্রান্সফার করেছে, আপনি যখনই আসলে সাথে, সাথে করবেন ওই অ্যাকাউন্ট টাকে কিন্তু তারা ব্লক করে দিবে, বা ওই অ্যাকাউন্ট টাকে স্টপ করে দেওয়ার ফলে ওরা কিন্তু আসলে চাইলেও আর টাকাটা নিতে পারবে না, বা তখন হচ্ছে এটা বিচার-আচার করার পরেই হচ্ছে টাকাটাকে আসলে সমাধান করাবে। তো এটা আসলে একটা ভালো উপায়, এবং এইভাবে কিন্তু অনেকটাই আসলে সেইফ থাকা যায়।
হুম। হু, হুম। আসলে, আসলে আপনি কিন্তু খুব চমৎকারভাবে এই যে স্কামিং গুলো আটকানোর চমৎকার কিছু উপায় বললেন। তো অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এইগুলো শুনে। ধন্যবাদ।
আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন আপনি।
অবশ্যই।